আ আমার মামাকে দেখছি এরা করতে মোটামুটি চলে আরকি। মানে অ্যা একটু ইউনিক টেস্ট ট্রাই করতে পারেন। আ মানে এমন না যে আপনার মাস্ট ট্রাই এরকম না। মানে যদি মন চায়। ওইযে ইন inclusive thought জি, জি। সমস্যা নেই। ট্রাই করবেন মানে জিনিস, মানে দেখা যায় যে নতুন, নতুন জিনিস যখন ট্রাই করা হয় তখন দেখা যায় ওই খাবারটার প্রতি একটা আগ্রহ থাকে। যেমন আবার একঘেমি হয়ে যায় যদি আমরা একই খাবার বারবার খাই। তো দেখা যায় নতুন কিছু ট্রাই করাই কিন্তু একটা বেস্ট অপশন। কারণ ওই জি, জি।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা।। জি বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝেছি। জি একদম আমি অবশ্যই ট্রাই করব। জ্বী। <chuckles> জি। হুম। জি। চি একদমই। তখন কিন্তু আমাদের হচ্ছে আ ঝালের পাশাপাশি মাঝে, মাঝে কিন্তু মিষ্টিও খেতে ইচ্ছা করে তাই না? যে সবসময় একই ধাঁচের খাবার খাচ্ছি একটুকু মিষ্টি খাই। জি।
একদম, একদম। ওই ঝালের পরে মিষ্টিটা আরকি। হ্যাঁ, হ্যাঁ আজকে আরকি যে নকশি নকশি পিঠা আছে ওইটা গুড় দিয়ে আরকি সুন্দর কইরা মজা কইরা খাইলাম। ব ওই বোনের বাসায় বললাম না দাওয়াত খেতে গেছিলাম। তো ওখানে ডেজার্ট আরকি নকশি পিঠা বানায় বানায় নিয়ে আসছিলো ও আপু। তো ঐটাই খাওয়া হইছে। অনেক মজা লাগছে। তো জি।
হু। আচ্ছা, <chuckles> জি, জি। আচ্ছা। হুম। আজকে অবশ্য আমি গরুর মাংস বেশ ঝাল, ঝাল করে রুটি দিয়ে খেয়েছি। আমার কাছে খুবই মনে হয়েছে আত্মতৃপ্তি যে আশা করছি আমরা এইভাবে নতুন, নতুন রান্নার এহ রেসিপি খুঁজতেই থাকবো। সে পর্যন্ত আমরা ভালো থাকি। আ আপনার সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনার এইযে পদ্ধতিগুলো আমি অবশ্যই ট্রাই করবো। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।
আ বেশ মজা। আরে আমি তো এই খাবার-দাবার। অ্যা জী। জি, জি। জি, জি। জি, আমারও। জি। আমিও জি, আপনিও, আপনিও ভালো থাকবেন। শুন শুভ সন্ধ্যা।।